জি, জি একদম। মানে ১ম এ দেখা গেছে কি? যে, আমি শুধু ভাবতাম যে আরে এ এই সামাজিক যোগাযোগের মাধ্যম বা এগুলো তো ফ্রিতেই আছে কোনো টাকা লাগতেছে না, কিন্তু বিনোদন পাচ্ছি। তারপর ভাবলাম যে আসলে কি সবকিছুই কি ফ্রি নাকি? পরে এব এ যখন একটু মানে মানুষের সাথে আলাপ আলোচনা হলো এই বিষয়ে। দেখা গেলো কি? যে, কোনো বিষয় আর কি ফ্রি না আরকি, যেটাই আপনি ব্যবহার করেন না কেন, সেখানে ফ্রি থাকলেও এখানে কিন্তু আপনাকে দিয়ে এক কথায় তখন বিজনেস বা আপনাকে দিয়ে কোনথায় তাদের আ মানে একটা আ মার্কেটিং কিন্তু হয়ে যায় আরকি। দেখা যায় কি? যে, আমরা যখন আর্কি ওই আ সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও গুলা দেখি বা আ ছবিগুলা দেখি, মাঝে-মধ্যে দেখা যায় এড আইসা পড়ে আরকি। তো দেখা যায় এই এড গুলা দেখাও কিন্তু আমার থেকে এক কথায় তারা একটা মানে লাভবান হচ্ছে বা তারা একটা রেভিনিউ জেনারেট করছে। তো এই জিনিসটা পরে যখন বুঝতে পারলাম যে না, আসলে আমার লাভ কিছুই হচ্ছে না। কিন্তু ও যারা আমি, যে এপগুলো ব্যবহার করছি
হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হুম, হু। হ্যাঁ, অবশ্যই। হু, হু, হু। হা, বরং লস ওদের হয়ে লা লস আপনার হচ্ছে। লাভ ওদের হচ্ছে কিন্তু, লস আপনার হচ্ছে। <chuckles>
লস আমার হচ্ছে। <chuckles> আমি সময় দিচ্ছি এক কথায়, সময়ের মাধ্যমে আমি লস দিচ্ছি আর আ লাভ হচ্ছে ওদের এক কথায়, আমার সময়টা নিয়ে। আর এটাই যখন বুঝতে পারলাম যে, আসলে আমার লাভ হচ্ছে না বা আমার পড়াশোনার ক্ষেত্রে একটু আ ক্ষতি হচ্ছে। তখন কিন্তু আমি জিনিসটা একটু নিয়ন্ত্রণে আনার জন্য, আ রুটিন তৈরি করলাম যে না, আমি আ দিনে ১ ঘন্টার বেশি মানে মোবাইলের মধ্যে স্ক্রিনটাইম রাখবো না। জি, জি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। আচ্ছা। এখানে আসলে আমার একটু ইয়া, মানে ১ টা প্রশ্ন ছিল যে, অ্যা আপনার আসলে ধরুন এরকম কোন সিচুয়েশন হয়েছে নাকি? যে ধরেন যে, কোন একটা কাজ হচ্ছে আপনে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তো আপনি আসলে জানেন যে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া হারিয়ে গেছেন। মানে ধরেন যে, আপনি রিলে ঢুকে গেছেন বা অন্য কোন কাজে আসলে ঢুকে গেছেন নাকি, যার কারণে আসলে আপনি এরপরে এটার নিয়ে খেয়াল নাই যে, আপনার কাজটা যে হয়নি বা কাজটা আসলে ফেইল হয়ে গেছে। এরকম কোন ঘটনা আছে?
জি, জি।

আসলে বেশিরভাগ সময় দেখা যায়, একটু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একটু বেশি ব্যবহার করা হতো। মানে দেখা যায় কি? যে, শুধু এমন না যে, শুধু একটা অ্যাপের মধ্যে আছি। আ মাঝে-মধ্যে Facebook এর মধ্যে সময় যাচ্ছিলো, তারপর Facebook দেখে যখন একটু মানে বোরিং লাগে, তারপর দেখা যায় আমি আবার Instagram এ যাই, ওইখানে কিছুক্ষণ দেখি <chuckles>
হুম। এমনি যে হচ্ছে যে, আপনি কি কোন খেয়াল করেছেন যে, আসলে এই যে অ্যাপস গুলো আছে সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো আছে যে, আ Facebook, তারপর হচ্ছে Instagram এগুলার যে, মানে অ্যালগরিথম টা বা এগুলো যে, মানে আপনাকে কাচ ওদেরকে দিকে আকর্ষণ করার যে হচ্ছে, অ্যালগরিথম টা। এটা কি আপনি কখনো খেয়াল করেছেন যে, আসলে আপনার জন্য হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য আলাদাভাবে কাজ করে, এই অ্যালগরিথম টা?
<chuckles> জ্বি, জ্বি, অবশ্যই। মানে দেখা যায় কি? যে, আমার যে বন্ধু অনেক বাইক পছন্দ করে। তো ওর সাথে যখন একটু বসি, ওর ফোন দেখি। দেখা যায় কি? যে, ওর ফোনের মধ্যে শুধু বাইকের জিনিস গুলো, মানে জিনিসপত্র বেশি আসে। আর আমার ক্ষেত্রে দেখা যায় কি? যে, আমার ওই যে গেম খেলা অনেক পছন্দ। তো দেখা যায় গেমের যত ধরনের যাবতীয় ভিডিও আছে, মানে হাস্যকর হোক বা মানে অনেক সুন্দর খেলাধুলো; ওইগুলো দেখা যায় আসে আর কি। মানে এটা যে একেক জনের পছন্দ জ্বি, জ্বি।
হুম, হুম। বাইকেরই জিনিস, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে ধরেন যে কেউ হচ্ছে যে ধরেন যে, ফুটবল ফ্যান। দেখবেন তার কাছে আসলে ফুটবলের ভিডিও আসতেছে শুধু। তারপর কেউ ধরেন মেসি ফ্যান, তার কাছে শুধু মেসির ভিডিও আসতেছে। তাই না? এরকম হয় না?
<chuckles> অ্যা হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। জ্বি, জ্বি। এই ক্ষেত্রে দেখা যায় কি? যে, আমার যে মানে ফেভারিট এ্যা খেলোয়াড় গুলো আছে। তাদের ভিডিও কিন্তু আমার কাছে আসে। যাদের আমি দেখতে পারি না। তাদের ভিডিও কিন্তু আমাকে তেমন একটা দেখায় না আরকি। জিনিসটা এক কথায় ওই যে, মানে এক কথায় একটা মানুষকে আটকে রাখার জন্য যে, মানে তারা কত ধরণের যে অ্যালগরিথম ব্যবহার করে, এই জিনিসটা আরকি বুঝতে পেরেছে আরকি তারপর। যে না, আমি হ্যাঁ, হ্যাঁ।
হুম। হ্যাঁ। হ্যাঁ, এটাই। অ্যালগরিথম আছে। <chuckles> হ্যাঁ। আসলে এইখানে, এটা তো তাদের ব্যবসা। তাই না? মানে আসলে তারাও তো হচ্ছে যে, আসলে এইটা য যত আপনাকে আটকে রাখতে পারবে, তত তাদের হচ্ছে ব্যবসায় লাভ হবে, তাই না?